আসলে আমাদের প্রাইভেট টিউশন আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা কিন্তু আ একটা আলাদা ধারায় কিন্তু পড়ালেখা করি। তো যদি প্রাইভেট টিউশনটা না থাকতো তাহলে কি আমাদের সাধারণ ক্লাসরুমের যে মেথড গুলো মানে যেভাবে আরকি পড়ানো হতো কিংবা আ যে ধার চলত আরকি সেটা কি নষ্ট হয়ে যেত?
আ আম নষ্ট না এখানে যথেষ্ট হতে পারে। মানে আমার মনে হয় সেটা আসলে আ ওইটা ওই শিক্ষকের উপর নির্ভর করে যে উনি আসলে ওইটা কতটুকু আসলে ধরে রাখতে পারছেন। আ উনি আ একজন শিক্ষক যদি চান তাহলে উনি প্রাইভেট টিউশনের বাইরেতেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই একটা বাচ্চাকে যা শিখাতে চাচ্ছেন সেটা শিখাতে পারেন। আ এটা আসলে মানে আ প্রাইভেট বা মানে প্রাইভেট বলতেও কোনো কিছু না। মানে তিনি মানে উনার যদি ব্যক্তিগত ইচ্ছা থাকে উনি আসলে যেকোনো জায়গায় ছাত্রকে শিখাতে পারেন। এটা উনার আ ইচ্ছার উপর আসলে নির্ভর করে অনেকটা বেশি আমার কাছে মনে হয়।
হুম। ঠিকই বলেছেন। আসলে এখন যেটা আমি বলব সেটা হচ্ছে আমার এই বিষয়ে মতামতটা হচ্ছে দেখেন আমরা যখন আ এই সাধারণ ক্লাসরুমের মেথড বলতে কথা বলছি। তখন কিন্তু আ যদি অ্যা আ ক্লাসরুমের শিক্ষকরা যথেষ্ট মনোযোগ দিতে পারেন এবং ছাত্রদের প্রশ্ন করার স্বাধীনতা থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাসরুমের এই মেথড টা কিন্তু ভালো চলবে। কিন্তু বাস্তবে দেখেন আমাদের একটাই স্কুলে কিন্তু অনেক জনসংখ্যা এবং একমুখী লেকচার পদ্ধতি কিন্তু সবার পক্ষে মানে সমানভাবে লাভবান কেউ হতে পারে না পড়ালেখাতে। কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। আ তাই টিউশন এখন অনেকের জন্য প্রয়োজনীয় সহায়তার আরকি হয়ে দাঁড়িয়েছে যা আ কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থার দুর্বলতার একটা প্রতিফলন তুলে ধরে কিন্তু।
জি, একদমই ঠিক বলেছেন। জি, অবশ্যই আপনি ঠিক বলেছেন।
তো আ আমরা যদি আরেকটা বিষয়ে কথা বলি। পরিবার এবং শিক্ষকদের দিক থেকে আ প্রাইভেট টিউশন এর প্রতি কি ধরনের মনোভাব দেখা যায় এবং সেটা কি শিক্ষার্থীর উপর কোনো প্রভাব ফেলে? আপনি তো অনেক দেখেছেন এরকম উদাহরণ যদি একটু বলতেন।
জি। আ আসলে আ আমি বর্তমানে যা দেখছি আ বেশিরভাগ পরিবার আ এটাই ধারণা পোষণ করে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে ওইখান থেকে বাচ্চারা কিছুই শিখতে পারছে না আ তা ওনারা বেশিরভাগ সময় আগ্রহী হয়ে থাকে যে আ সন্তানকে প্রাইভেট শিক্ষার দিকে ঝুঁকে দিতে। বাট আমার মনে হয় আ যে একদম প্রাইভেটমুখী হয়ে যাওয়া জিনিসটা আসলে ঠিক হবে না। আমাদের অ্যা উচিত হবে প্রাই অ আ আমাদের প্রাইভেট আ চলবে ঠিক আছে কিন্তু তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে আ ঠিক করা বা ওইটাকে আ আগে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা যেমন আগের শিক্ষকদের যেমন আগ্রহ থাকতো একটা ছাত্রকে প্রপারলি আ সবকিছু শিখানোর আ সেইদিকে আসলে আ সবার জোর দেওয়া উচিত বলে আমার মনে হয়। আপনি কি মনে করেন?

হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আ ওইটা শিক্ষকের উপর আসলে নির্ভর করে যে, উনি আপনাকে ওই শিক্ষার মাধ্যমে বিনোদনটা দিতে পারছেন কিনা। তাহলে হয়তো এই মানে বা আগ্রহের ওটা আগ্রহের জায়গাটা থেকে যায় বা বেড়ে যায়।
হুম, হুম। ঠিকই বলেছেন। আসলে, আ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু প্রাইভেট এখন কিন্তু ব্যাবসা হয়ে গেছে। আগের মতো, আমরা যখন ছোট ছিলাম, সেই '90s-এ, আ তখন কিন্তু দেখবেন যে আ আমাদের প্রাইভেট শিক্ষকরা কিন্তু আ তাদের ও রুজি-রুটি হতো কিন্তু এই টিউশনের মধ্যে, কিন্তু তারা কিন্তু অনেক আন্তরিকভাবেও লেখাপড়া করাতো। আর এখন দেখবেন এটা কিন্তু একটা ব্যবসায় পরিণত হয়েছে, হ্যাঁ? মানে এখ ঠিকই বলেছেন।
উ উ জী। আ হ্যাঁ। ব্যবসায় পরিণত হয়েছে, হ্যাঁ। আগের মতো ওই আন্তরিকতাটা এখন আর খুঁজে পাওয়া যায় না।

আপনি স্কুলের থেকেও দেখবেন যে এখন প্রাইভেটেই লেখাপড়া খারাপ হচ্ছে।
উম জ্বি, তা তো অবশ্যই। আ এ এখন ম মোটামুটি প্রাইভেটগুলা আরেকটা নতুন স্কুলের মতো হয়ে গেছে। ওই জায়গায়ও দেখা গেছে যে, স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। প্রাইভেট মানে আসলে যেই উম আ যেটা মিন করে, হ্যাঁ আসলে ওইটা আসলে আগের মতো ওরকম প্রাইভেট নাই। কারণ আপনি স্কুলেও প্রায় একটা ক্লাসরুমে ৩০ জনের মতো ছাত্র থাকে। কোনো, কোনো প্রাইভেটে দেখা যায় প্রায় ১৫-২০ জনের মতো একসাথে পড়াশোনা করতেছে। তো ওটা তো আর ঐ <chuckles> মানে প্রাইভেটের বিষয়টা আর থাকল না। আসলে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হলে তখন হয়তো একটু আ বেশি কিছু মানে শেখা যায় বা স্যার হয়তো একটা ছাত্রকে আ একা গাইড করতেছে তা সেক্ষেত্রে হয়তো ওই বাচ্চাটা আরো বেশি কিছু শিখতে পারে।
ব্যাচ সিস্টেম শুরু হয়ে গেছে। হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। ঠিকই বলেছেন, আসলে হ্যাঁ। হুম, হুম, হুম ঠিকই বলেছেন। <smacks lips> আ সেটাই বলছি আসলে। আপনার আরেকটা কথা বলতে চাই যে প্রাইভেট টিউশন যদি উম আ না থাকতো, তাহলে সাধারণ ক্লাসরুমের মেথড গুলো কি পুরোপুরি নষ্ট হয়ে যেত বা আ কেনো যেত বা কি মনে হয় আপনার?

আ বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে আমি যেটা দেখছি যে, এখনো আমরা সেই গণ্ডি থেকে বেরোতে পারিনি। অবশ্য প্রাইভেট পড়ানোর কোন দোষের কিছু না। তবে সেটা লিমিটেড এর মধ্যে থাকলে ভালো। আ জোরপূর্বক একটা বাংলা সাবজেক্ট এর জন্য প্রাইভেট দেয়া আমি মনে করি না ভালো। তো আপনাকে অনেক কিছু বললাম। এই বিষয়ে ভাই। আ হয়তোবা আবারো কখনো কথা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
একদম। ঠিক কথা বলেছন। জ্বী। জ্বী। জ্বি। অবশ্যই, অবশ্যই। আপনার সাথে কথা বলে অনেক ভাল লাগল। জ্বি।
ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

জি আপনি একদমই ঠিকই বলেছেন তবে আপনি যেটা বলেছেন যে প্রাইভেট টিউশানিটা যদি সঠিক হয় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট টিউশানিটা আ ওইটাও মানে অনেক সময় সঠিক হয় না ওই জায়গায়ও মানুষ ঠিকমতো ডেলিভার করে না। আর এটা তো আমাদের সবচাইতে বড়ো প্রবলেম যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষকের আ শিক্ষকের কাছ থেকে আমরা খুব বেশি কিছু শিখতে পারি না। অন ওনারা মানে শুধুমাত্র ওনাদের আ ওই ক্লাস আওয়ারটা কোনোভাবে শেষ করতে পারলেই, ওনারা আ মোটামুটি বেশিরভাগ শিক্ষকই এরকম। আ কিছু, কিছু শিক্ষক আছেন যারা কিছু ব্যতিক্রম যারা চায় আসলে ছাত্ররা যেন অন্য অন্যদের কাছ থেকে শিখতে পারে। তো ও যেহেতু মানে বা বিষয়টা এই অবস্থা যে মানে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিখতে পারছি না। এইজন্য আমাদের প্রাইভেট টিউশনের প্রয়োজন হয়ে পড়ে।
হু, হু। হু। জ্বি। হু, হু। হু। জ্বী, ঠিকই বলেছেন। আসলে আ এক্ষেত্রে আমিও একই কথা বলবো। তো আ প্রাইভেট টিউশনের কারণ কি ছাত্রদের সময়ের সঠিক ব্যবহার বাধাগ্রস্ত হয় এটা কীভাবে বলবেন আপনি?
আ আমার কাছে সবসময় এটা মনে হয় না কোনো, কোনো ক্ষেত্রে এটা হতে পারে। আ তবে আ বেশিরভাগ ক্ষেত্রে আ আ যদি আমাদের শিক্ষক যদি ওইরকম আ যোগ্যতা সম্পন্ন হন তাহলে ওনার কাছ থেকে আমরা অবশ্যই ওরকম ভালো কিছু শিখতে পারি। আ যেটা আসলে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পাই না, সেক্ষেত্রে প্রাইভেট টিউশনি কিন্তু একটা ছাত্রকে আ অনেকটুকু আ উপকার করতে পারে তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে
আচ্ছা। হু। হু। হু। হু।
আপনি কি মনে করেন?